আচ্ছা। বড়দের ক্ষেত্রে এই যে, বললাম যে, তারাও কিন্তু নিজেরা আগে থেকে একটু দেখিয়ে দিলে দেখা যাবে ছোটরাও কিন্তু তাদেরকে অগ্রসর, মানে হতে পারে তারা সেক্ষেত্রে। আমাদের পাশে একটা ঘটনা ঘটেছিল। মানে ঘটনা বলতে কি? একটা উদ্যোগ নেয়া হয়েছিল আরকি। দেখেছিলাম আমি আরকি। হ্যাঁ? তো আমি হঠাৎই না? রিক্সা দিয়ে যাওয়ার সময় দেখেছি যে, বাচ্চাকাচ্চারা, মানে স্কুলের বাচ্চাকাচ্চারা ওরা দেখা যায় ক্লাস-টলাস শেষে, এই দুপুর, ভর দুপুরে দেখা যায় প্লাস্টিক গুল সংগ্রহ করছে, ক্লা মানে ওগুলো কালেক্ট করছে আরকি। মানে এই যে, মানুষজন যেগুলা ফেলে রাখে আরকি। ওয়ান টাইম গ্লাস, প্লাস্টিকের বোতল ওগুলা আরকি। পরে আমি তো দেখে অবাক হয়ে গেলাম। তখন আমি নিউ, নিউ। আমিও আসলে অত কিছু বুঝতে পারিনি যে, "আরে কি হচ্ছে না হচ্ছে?" পরবর্তীতে পাশে গিয়ে একটু জানতে পারলাম। জিজ্ঞেস যখন করলাম ওদেরকে, ওরা বলতেছে "ও আচ্ছা।" মানে ওরা ওই যে, ক্লিনিং এর যে, একটা প্রোগ্রাম, সেটা রেখেছে আরকি। তো আমার কাছে মনে হয় হু, হুম।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। দারুণ! হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওরকম একটা প্রোগ্রামে এসে সাহায্য করছে, ভলেন্টিয়ারি যেটা বলে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওখানে দেখেছি শিক্ষকরাও কিন্তু কালেক্ট করছে। হ্যাঁ? বাচ্চা-কাচ্চা সেটা দেখে, দেখে ওরাও কিন্তু কালেক্ট করছে। তো ওরা যদি করতে পারে, তাহলে ওরা তো শিখবেই। তাই না? তো এই বিষয়টা হচ্ছে বড়দে বড়দের মধ্য দিয়ে কিন্তু আসতে হবে হুম।
অবশ্যই, অবশ্যই। মানে দেখে, দেখে শেখা। জি, জি, জি, জি। আপনি দারুণ বলেছেন। আচ্ছা, এই পরিস প্লাস্টিক এর যে, দূষণটা হয়, এটা তো অনেক কারণেই হয়। যেমন, অনেক জায়গায় দেখা যায় আবার প্লাস্টিক টা কিন্তু পুড়িয়ে ফেলছে যে, পরিবেশে। তো, এখন এই যে, যখন ময়লা-আবর্জনা এইভাবে পোড়ানো হচ্ছে এলাকায়, তো এটা কমানোর কি কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে?
জি। হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হুম। জি, জি। আচ্ছা, এটা কমানোর জন্য না? আসলে মানুষকেই বুঝাইতে হবে। যেমন ধরুন, প্লাস্টিক পোড়ালে কিন্তু কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এ ধরনের গ্যাসগুলা কিন্তু উৎপন্ন হচ্ছে। হ্যাঁ? যেগুলা দেখা যায় আশেপাশের যে, বায়ুমন্ডলে কার্বনের একটা নিঃসরণের হারও বাড়িয়ে দিবে। সাথে করে মানুষের যে, একটা মানে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে যদি কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড যায়, তখন কিন্তু বিভিন্ন ধরনের রোগের একটা মানে সম্ভাবনা থাকে। এমনকি শ্বাস-প্রস হুম, হুম। শ্বাসপ্রশ্বাসের কষ্ট ওগুলা কিন্তু হবে। তাছাড়া মৃত্যু পর্যন্তও কিন্তু হতে পারে, কার্বন মনোক্সাইড এর জন্য। তো ওই জিনিসগুলা যদি তাদেরকে হু, হুম।
ওকে। আসলেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অনেক ধরনের রোগ হতে পারে এর জন্য। হ্যাঁ, ঠিক বলেছেন। আচ্ছা, এই আপনি বললেন না? যে, কার্বন অন মনোক্সাইড এর জন্য মৃত্যুও হয়। তো সাধারণ মানুষ আসলে এই যে, এই বিপদজনক এই বি বিষয়গুলো জানতে পারবে কিভাবে বলুন তো?
হ্যাঁ, হ্যাঁ।

হ্যাঁ, ওইটাই, ওইটাই লেগেছে আমার কাছে। আমি দেখা যায় মানে একটা ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে প্লাস্টিক গুলো উঠাচ্ছি। তো আমার ফ্রেন্ড আর আমি মিলে আয় হায় শরমের তো শেষ নাই। আমি তো বলি মানুষ কি বলবে না বলবে। পরবর্তীতে ও বলল যে, আরে মানুষের কথা কি মানে যাই আসে নাকি? এখানে আমরা প্রোগ্রাম করে
জি, জি, জি। <laughs> <giggles> না আপনারা ভালো একটা কাজ করছিলেন যেটা আসলেই মানে প্রশংসনীয়।
হুম, হুম জি, জি, জি, এহ
তো আ পরে কি হয়েছিল? পরে কি আপনাদের মানে এটার জন্য কারো কাছ থেকে প্রশংসা পেয়েছিলেন?
হ্যাঁ, হ্যাঁ, এগুলা দিয়ে ছবি-টবি তুলে তারপরে হচ্ছে যে ফেসবুকে পোস্ট করেছি, সবাই দেখেছে, তারপরে কমেন্ট-টমেন্ট তো করেই। তো ওরা বলতেছিল "তোরা তো নাইস একটা প্রোগ্রাম করলি।" মানে এই বিষয়গুলা ফ্রেন্ড সার্কেলরা মিলে বলেছে। দেখা যায় আমাদের থেকে দেখে, দেখে কিন্তু অনেক প্রোগ্রাম তখন স্টার্ট হয়েছে। মানে আমার কাছে মনে হয় আমাদের ভার্সিটির প্রথম উদ্যোক্তা ছিল। ওই টাইমে। হুম, জি, জি, তো অনেক মজা করেছি <chuckles> হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা এটা তো খুবই খুবই ভালো একটা কাজ করেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আর কোনো অভিজ্ঞতা আছে যেখানে আপনি এরকম সাহস দেখিয়েছেন যে এরকম একটা পদক্ষেপ নিতে পেরেছেন?
আচ্ছা, অভিজ্ঞতা বলব না। তবে আমি যেখানেই যাই ধরেন একটা প্লাস্টিক এর মানে চিপসই খেলাম। চিপস এর প্যাকেট বলেন কিংবা বোতল বলেন ওগুলা না আমি ব্যাগের মধ্যে রেখে দেই, সেটা যেখানেই যাই এগুলা আমি ফেলি না বাইরে হাজার সেটা আমি। হ্যাঁ, তো ওই অভিগ
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু খুবই ভালো একটা অভ্যাস হ্যাঁ, হ্যাঁ। যে আপনিও পরিবেশকে ছোট, ছোট, ছোট অংশে সাহায্য করছেন।